হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। এবং আ তখন যখন suddenly দেখে ফেলত তখন মোবাইলটা ১ ২ দিনের জন্য হাইড হয়ে যেত। আমার Access দিত না। তখন মনে করেন আমার Totally Technology ছাড়া দিন কেটেছে। বাট ১ টা জিনিস আমাকে মেনশন করতেই হবে। Ultimately কিন্তু আপনি বা আমি আ বা নাইনটিজের কিডস গুলা কেউই কিন্তু Actually টেকনোলজির বাইরে ছিল না। কারণ আপনি দেখবেন আমাদের সময় থেকে কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকের ঘরে, ঘরে টেলিভিশন হওয়া শুরু হয়েছে। আর টেলিভিশন হচ্ছে অবশ্যই ১ টা বিজ্ঞানের অবদান, তাই না? সো Ultimately আমরা কিন্তু টেকনোলজির Access পেয়েছি সে সময় বলা যায়।
<laughs> হু, হু। জ্বি। জ্বি, জ্বি। অবশ্যই, অবশ্যই। জ্বি, জ্বি। হ্যাঁ, হ্যাঁ, অ্যাক্সেস পেয়েছি। কিন্তু ওই অ্যাক্সেস পাওয়া সত্ত্বেও দেখা গিয়েছে যে ঐটা তখন যেহেতু নতুন ১ টা জিনিস ছিল, ঐটার প্রতি একটা আকর্ষণ কাজ করতো সবারই। দেখা যেত ফু পুরা পরিবার ব একসাথে বসে কিছু একটা দেখছি। ট্যা টিয়া টেলিভিশনে যখন আসছে একেকটা আমাদের ওই সময় কিন্তু চ্যানেলস ও কম ছিল।
জী। জ্বি। হ্যাঁ, কিন্তু তারপরেও কিন্তু ১ টা ভালো লাগা ছিল। আপনার ১ টা মানসিক শান্তি ছিল। ঠিক না?
জি, জি। জি, জি। কিন্তু এখনকার যুগে এসে কিন্তু দেখা যায় যে, বাসায় যে টেলিভিশন আছে, তা যে আদৌ কেউ ব্যবহার করে কিনা? তাও তেমন ঠিক ঠিকানা নেই।
এপ তার কোন ঠিকঠিকানা নাই। রাইট। আমার কাছেও এটাই মনে হয়।
মাঝে, মাঝে শুধু একটু খবর দেখা যায়। এছাড়া সবাই হচ্ছে গিয়ে নিজস্ব ফোনে, আ ল্যাপটপে, কম্পিউটারে বসে, বসে YouTube দেখছে, অনলাইনে ছবি দেখছে
সোশ্যাল মিডিয়া, YouTube. রাইট।
নানান রকমের।
এক্সাক্টলি আমার কাছেও এটা মনে হয়। আমি আপনার <smacks lips> সাথে একমত। আমার কাছেও এটাই মনে হয় যে, এখন বাসায় বিশাল বড় টেলিভিশন থাকে। কত সুন্দর LED টেলিভিশন, বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল টেলিভিশন। কিন্তু আল্টিমেটলি ওইভাবে ইউস করা হয় না। আসলে ওই ধরনের মানসিক শান্তি নেই, যেটা অ্যাকচুয়ালি আমাদের ৯০ সালের দিকে অমন ছিল। আপনি যদি দেখেন এখন কিন্তু চ্যানেলেরও অভাব নেই। কিন্তু আপনি দেখেন আপনি হদ্দম আল্টিমেটলি চ্যানেল শুধু চেঞ্জ করছেন। আপনার যে ১ টা মানসিক তৃপ্তি যে, ওকে আমি এখন বিটিভি দেখব ইত্যাদির অনুষ্ঠান হচ্ছে আমি ইত্যাদি দেখব। কিন্তু এমন না কিন্তু এখন। ঠিক না?
জি, জি। না, না। জ্বি। আসলেই, আসলেই। জ্বি, জ্বি।